আ আপনি গেস্টদের জন্য কি ধরনের খাবার আনতে পছন্দ করেন? যদি একটু বলতেন।
আমি আসলে গেস্টদের জন্য যখন আসলে আমাদের বাসায় আ কোনো অতিথি আপ্যায়ন করা হয়, তো সেক্ষেত্রে আমি আসলে প্রাধান্য দেই যে আ মানে ভারী খাবার আইটেমগুলো বেশি রাখার। আ এইযে এই যেমন
আহ আচ্ছা, আচ্ছা। বুঝতে পারলাম। মানে এ জি, জি। আচ্ছা, আপনার কাছে যদি একটা জিনিস একটু ছোট্ট করে জানতে চাই যে, আ যদি কেউ বলে আসে যে আপনার এ অমুক দিনে আসবে, তা তাহলে কি এরকম ভারী খাবারের আয়োজন থাকে? নাকি আ যারা দেখে যায় হঠাৎ করে চলে আসে তাদের জন্য ভারী খাবারের আয়োজন থাকে? যদি একটু বলতেন এই বিষয়টা নিয়ে।
আ এই বিষয়টা বলতে গেলে যখন আসলে এ মানে হঠাৎ করে আসে, তখন আরকি এরকম হুট করে তো আর ভারী খাবারের আইটেমটা করা যায় না।
<chuckles> জি, জি। প্রস্তুতির একটা বিষয় থাকে বা সময়ের বিষয় থাকে। এটা হয়ে ওঠে না। তখন আরকি মানে ধরেন এরকম হলো যে আপনার হঠাৎ কোনো একটা আ মানে অতিথি চলে আসলো আপনাদের বাসায়। তখন আরকি কোন ধরনের খাবারের আয়োজন করে থাকেন? আ যদি একটু বলতেন। আ চা-নাস্তা, বিস্কিট নাকি? হ্যাঁ, হ্যাঁ। জি, জি।
একদমই, একদমই। অ্যা হঠাৎ যদি এ হ্যাঁ, হঠাৎ যদি আসলে চলে আসে, তো সেক্ষেত্রে আমি আসলে ডেজার্টটাকেই prefer করি বেশি। অ্যা কেক, মিষ্টি, অ্যা সেমাই এই আইটেমগুলো। মানে একেক জনের পছন্দভেদে আমি একেকরকম আইটেম রাখার চেষ্টা করি। যেমন ছোট বাচ্চারা কিন্তু মানে ঝাল আইটেম খেতে পছন্দ করে। তো ওদের জন্য দেখা যাচ্ছে যে <smacks lips> আ হচ্ছে অ্য
আচ্ছা, আচ্ছা। জি, জি। হ্যাঁ, মানে এ এরকম করে আরকি খায় হ্যাঁ, চানাচুর টাইপের খাবার আরকি। হ্যাঁ, বেশ ভালো করে বললেন আরকি। আর আ যদি একটা জিনিস জানতে চাই যে, আ মানে আব মিষ্টির ক্ষেত্রে বা ঝাল খাবারের ক্ষেত্রে এগুলো আরকি দেখা যায় কি যে, অনেকের এরকম থাকে যে আপনি ধরেন মিষ্টি খাবার দিলেন, তো তারা বললো যে ডায়াবেটিসের আ তাদের সমস্যা আছে। তো তাদের জন্য কি অন্য খাবার কি তাড়াতাড়ি করা আ নিয়ে আসেন নাকি কোনো? যদি একটু বলতেন।
চানাচুর একদমই। হ্যাঁ, একদম। এরকম বলতে যাদের হচ্ছে ডায়াবেটিসের সমস্যা থাকে, অ্যা তাদের জন্য কিন্তু মিষ্টি আইটেমটা একদমই বাদ দিয়ে দেয়া হয়। তো সেক্ষেত্রে তাদের কিন্তু ঝাল আইটেমের ভিতরে অ্যা রাখা হয়। উম আর
আচ্ছা, আচ্ছা। আ বুঝতে পারলাম।
যখন আরকি আসলে মানে গেস্টদের আপ্যায়ন করা হয়, সেক্ষেত্রে কিন্তু মানে ভারী আইটেমের কথা বললাম এগুলো, যেমন: পোলাও, রোস্ট, আগ গরুর মাংস, এই টাইপের আইটেমগুলো কিন্তু থাকে। সাথে হচ্ছে সালাদ, বিভিন্ন রকমের সালাদ। আর বিকেলের দিকে দেখা যাচ্ছে ডেজার্ট আইটেম। কিন্তু হুট করে কিন্তু গেস্ট আসলে কিন্তু তখন কিন্তু আসলে আ মানে একটু অন্যরকম হয়ে যায় যে, কি বানিয়ে আসলে তাদের সামনে দেওয়া যায়? বিষয়টা আসলে এরকম। তো সেক্ষেত্রে কিন্তু আমি আ ডেজার্ট আইটেম কিন্তু বানাইতে বেশ ভালোই পারি। তো আমি কিন্তু ওটা ওটাকেই হুট করে দেখা যাচ্ছে এ বানিয়ে তাদের সামনে দিয়ে দিই। এরকম আস আসলে হয়।
হ্যাঁ, হ্যাঁ। ওহ, আচ্ছা, আচ্ছা। বুঝতে পারলাম। আ হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। <chuckles> জি, জি। বেশ সুন্দর করে বললেন আরকি। তা জিনিসটা দেখা যায় কি যে আপনি যেভাবে বললেন যে আপনি আ মানে যদি হঠাৎ করে কোনো অতিথি আসে, তাদের জন্য এক কথায় মানে হাতের আ নাগালে যা পাওয়া যায়, তাই আরকি আ পরিবেশন করার চেষ্টা করেন। আর আ যারা আরকি এক কথায় আপনার আ কাছে মানে বি বিশেষ করে আসছে অনেক দিনের জন্য বা এক কথায় অনেকদিন আ উম আগেই বলে আসছে যে অমুক দিনে আসবে, তাদের জন্য দেখা যায় পোলাও, রোস্ট এসব জিনিস আরকি আ রান্না করা হয়। তো আচ্ছা, আপনার কাছে যদি একটা জিনিস আমি জানতে চাই যে, এরকম থাকে না যে উ উৎসবমুখর কিছু অ সময় আ দেখা যায় মানে আ ইফতার হতে পারে বা বিভিন্ন ধরনের আ কি বলে? কে থাকে না বাঙালি নব নববর্ষ বা এরকম। তো এরকম উৎসবের মধ্যে যদি কোন একটা অতিথি আসে, তাদেরকেও কি আ মানে আ মানে ঐসব খাবার দিয়ে দেখা যায় আ মানে আপ্যায়ন করা হয় নাকি? যদি একটু বলতেন।
একদমই, একদমই। একদমই, একদমই। হ্যাঁ, একদম। আসলে যখন আসলে ইফতার টাইমটার কথাই যদি আমি বলি, <sniffs> ইফতারের টাইমে যদি এরকম কেউ চলে আসে, আমাদের কিন্তু মানে ইফতারে কিন্তু ভাজাপোড়ার আইটেমটা বেশি থাকে। আ সাথে ফল ফলমূল তো থাকেই। তো আমরা যেটা খাই, সেটাই কিন্তু মানে গেস্টদের দেয়ার চেষ্টা করি। কিন্তু আ যেহেতু ইফতারে সারাদিন মানে রোজা রাখা হয়, সেক্ষেত্রে কিন্তু শরবত আইটেমটা কিন্তু মানে বেশি সবাইকে খাওয়ানোর চেষ্টা করি যে, "তোমরা কিন্তু অ্যা ২ গ্লাস অন্ততপক্ষে আ শরবত খাওয়ার চেষ্টা করো। এতে কিন্তু শরীরে যে হচ্ছে পানি শূন্যতা, দীর্ঘ এতক্ষণ আ মানে রোজা রাখার পরে যে পানি শূন্যতার যে ব্যা বিষয়টা, সেটা কিন্তু মানে অ্যা পূর্ণ পূরণ হয়ে যাবে।" এমনকি মানে মানে দেখা যাচ্ছে যে ১ দিন শরবতের আইটেম থাকে, ১ দিন স্যালাইন থাকে, এরকম। সাথে ভাজাপোড়া থাকে। ১ দিন দেখা যাচ্ছে ভাজাপোড়া বাদ দিয়ে আ রুটি থাকে। চালের রুটি সাথে হচ্ছে দেখা যাচ্ছে গরুর মাংস, আ হাঁসের মাংস, এরকম। ১ দিন দেখা যাচ্ছে যে ভুনা খিচুরি থাকে। একেক দিন কিন্তু একেকরকম আইটেম থাকে।
ও, আচ্ছা, বুঝতে পারলাম। হ্যাঁ, হ্যাঁ। <chuckles> জি, জি। একদম। জি, জি। বুঝতে পারলাম। এহ <chuckles> জি, জি। এ বেশ খুব সুন্দর একটি মতন বললেন যে, এক কথায় আপনাদের আ বাসায় যদি ইফতারের সময় কোন একটা অতিথি আসে, তাদেরকে এক কথায় আপনারা ভাজাপোড়া বা এসব আইটেমে আপনাদের খাবারের থাকে। তো দেখা যায় অতিথি থি দের জন্য আরকি আবার আ বিশেষ আপ্যায়ন থাকে যে যেন খাবারের যে ওই জুসগুলা থাকে বা বিভিন্ন ধরনের ওইযে পানীয় যে থাকে, ওইগুলা দেখা যায় আপনারা বেশি খেতে আ মানে বললেন যে, যাতে তাদের পানি শূন্যতাটা আরকি আচ কমে যায়। বেশ আ সুন্দর বা মানে আপনারা যে এক কথায় আ মানে তা আপনাদের গেস্টের যে একটা আপ্যায়ন আছে, যার মানে খু খুব ভালো মতন করছেন, এটা কিন্তু বুঝা যাচ্ছে আরকি। আ বেশ ভালো। <chuckles> তো আচ্ছা আপনার কাছে যদি আর একটা জিনিস একটু জানতে চাই যে, অ্যা এরকম কি কোন সময় হয়েছে যে আপনি ধরেন আ মানে আ কি বলে? আপনার খুবই আত মানে কাছের একটা আত্মীয় এরকম হতে পারে কাজিনও হতে পারে বা মানে থাকে না? তো এরকম আত্মীয়স্বজন যখন আসে যে আপনার অনেক ক্লোজ আরকি আপনে ওর ওদের সাথে। তো তাদের সাথে বা তাদের জন্য আরকি কি আ কি ধরনের আ খাবার আনা হয় বা তাদের জন্য কি ওইযে unique কোন খাবার বানানো হয় নাকি? যে আ সিঙ্গারা, সমুচা বাসায় বানানো বা মুগলাই এসব জিনিস কি বানানো হয় নাকি? আ যদি একটু বলতেন।
হ্যাঁ, একদমই। <giggles> হ্যাঁ, একদম। আমার কাজিনরা আসলে মানে হচ্ছে ফাস্ট ফুড আইটেমই বেশি পছন্দ করে। তো সেক্ষেত্রে কিন্তু উম ওরা যখন আসে, তখন কিন্তু আগে থেকেই আমার কাছে বায়না ধরে রাখে, যে আ "চিকেন ফ্রাই খাবো, অথবা হচ্ছে বারবিকিউ আ পার্টি করতে হবে," অথবা হচ্ছে
ও আচ্ছা, আচ্ছা, বুঝতে পারলাম। উ জি, জি। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারলাম। মানে বিভিন্ন ধরনের হ্যাঁ, ফাস্ট ফুড বা ওই যে মানে পশ্চিমা খাবার যেগুলা আছে আরকি ওইগুলা। আ ব ব তো এইগুলা খেলে কি মানে আপনার বাসায় তৈরি করে থাকেন? নাকি মানে রেস্টুরেন্ট থেকে অর্ডার করে থাকেন? যদি একটু বলতেন।
মানে "পাস্তা খাব।" একদমই, একদমই। অনেক সময় আসলে অর্ডারও করা হয়, অনেক সময় আ বারবিকিউটা আসলে আ মেক্সিমাম টাইম বাসাতেই করা হয়। কিন্তু এই যে বার্গারের যে বিষয়টা বলছি, বার্গার আ অথবা পাস্তা এগুলো কিন্তু আসলে রেস্টুরেন্ট থেকে আ অর্ডার করা হয়। কিন্তু দেখা যাচ্ছে, যদি আমি চিকেন ফ্রাই করি। তো সেক্ষেত্রে কিন্তু আ বাসাতেই কিন্তু আসলে <smacks lips> আগে থেকেই মেরিনেট করে রেখে, পরবর্তীতে যখন আসলো তখন দেখা যাচ্ছে, যে ফ্রাই করে দিয়ে দিলাম সবার মাঝে একসাথে বসে। গল্প করার যে বিষয়টা আরকি। <giggles>
হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারলাম। হ্যাঁ, হ্যাঁ, খুব ব সব <chuckles> জি, জি, এককথায় যে এভাবে কিন্তু দেখা যায়, পরিবারের সাথে বা এককথায় আদ আপনার গেস্টদের সাথে কিন্তু একটা ভালো সম্পর্ক হচ্ছে, এই জিনিসটা কিন্তু তারিফ করার মতন। তো আচ্ছা, আপনার কি এরকম কোন সময় হয়েছিল নাকি, যে এককথায় এরকম আ মানে কাজিনরা আসছে, তো আপনার এরকম আড্ডা গুজবের মাধ্যমে দেখা যাক কি, যে অনেক ধরনের কথায় গল্প চলে আসে আরকি যে আ মানে আত্মীয়দের সাথে যেটা এককথায় আ পরিবার মানুষ আ তেমন একটা বলত না। তো এরকম ক্ষেত্রে আপনি কি করে থাকেন? যদি একটু বলতেন?
একদমই, একদমই। হ্যাঁ, আসলে আ একটা কথা কি জানেন যে হচ্ছে ঘরের খাবার মানে হৃদয়ের ভালোবাসা। তো সেক্ষেত্রে কিন্তু আমি মানে মানে খাবারের যে আইটেমগুলো, এটা কিন্তু আমি মানে নিজেদের মানে ঘরের খাবারটা দিতেই কিন্তু আসলে বেশি পছন্দ করি বা, স্বাচ্ছন্দ্য বোধ করি। তো সেক্ষেত্রে কিন্তু ওরাও কিন্তু মানে বেশ আ খুশি হয়ে যায় যে আপ্যায়নটা কিন্তু আ মানে নিজেদের ভিতর থেকে করছে। আর হাসিমুখের যে বিষয়টা, আপ্যায়নের ক্ষেত্রে কিন্তু মানে হাসিমুখটাও কিন্তু জরুরি বলে আমি মনে করি।
হ্যাঁ, অবশ্যই। বুঝতে পার আ জি, জি, একদম। মানে জিনিসটা দেখা যায় কি যে, আপনি যেভাবে বললেন যে, আপ্যায়নের মধ্যে একটু হাসিমুখে কথা বলা বা এটা দেখা যায় কি যে অনেকের ক্ষেত্রে অনেক আ ভালোভাবে তারা নেয় আরকি। কারণ আ মাঝেমধ্যে এরকম হয় যে মানে আ য অতিথিরা আছে, তারা এক কথায় আ নিজে, নিজে ভাবতে থাকে যে আ মানে তারা কি ওয়েলকাম নাকি বা তারা কি মানে ই হচ্ছে নাকি? তখন দেখা যায় মুখের মধ্যে একটা হাসি আছে, তখন কিন্তু তারা একটু মানে আ একটু রিল্যাক্স হইতে পারে বা একটু মানে কি বল আ মানে অনুশোচনাটা একটু কমে আরকি। তো আচ্ছা, আপনার কাছে যদি একটা জিনিস জানতে চাই যে, আপনার কি এরকম কোন আ মুহূর্ত আছে নাকি? যেখানে দেখা গেছে যে এক কথায় আ খুব উ বড়-সড় একটা মানে আ দাওয়াতের মতন হয়েছে। অনেক গে অতিথি আসছিল আপনাদের বাসায় বা আ অনেকজন মিলে কোথায় রান্নাবান্না বা এসব জিনিসের আ একটা প্রস্তুতি নেয়া হয়েছিল? মানে এরকম ঘটনা কি আছে নাকি? জি, জি।
একদমই, একদমই। <chuckles> একদমই, একদমই। হ্যাঁ, একদমই। এরকম ঘটনা বলতে কিছুদিন আগেই আমার বড় ভাইয়ের বিয়ে হয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু মানে অনেক বড়-সড় করেই আসলে প্রোগ্রামটা করা হয়েছিল। আত্মীয়স্বজন যে যেখানে ছিল, সবাইকেই কিন্তু দাওয়াত দেয়া হয়েছিল। সবাই এসেছিল। এমনকি মানে খাওয়া-দাওয়ার যে বিষয়টা আরকি, এটা আ মানে সবাইকেই আলহামদুলিল্লাহ স্বাচ্ছন্দ্যভা স্বাচ্ছন্দ্যভাবে মানে খাওয়াইতে পেরেছি। সবাই মানে অনেক স্যাটিসফাইড খাওয়া-দাওয়া করে। তো এই একটা বিষয় আমার কাছে মানে মনে হয় বা আমার আম্মু শিখিয়েছে যে "তুমি অতিথি আপ্যায়নের ক্ষেত্রে তোমার expression টাই আরকি জরুরী। তুমি যদি মুখের expression এই" হ্যাঁ, হ্যাঁ, "হাসি মুখে যদি তাদের সাথে কথা বলো, তারা কিন্তু দেখা যাচ্ছে যে এমনিতেই অনেকক্ষণ সময় থাকতে চাবে বা হচ্ছে তাদের ভালো লাগবে থাকতে। কিন্তু expression যদি অন্য রকম হয়, সেক্ষেত্রে কিন্তু ওরাও দেখা যাচ্ছে যে মন খারাপ করে চলে যাবে।" তো এক্ষে
বুঝতে বুঝতে পারলাম। আচ্ছা, আচ্ছা। বুঝতে পারলাম। তো হ্যাঁ, হ্যাঁ, ঠিক বলেছেন একদম। হ্যাঁ। একদম, একদম। মানে এই জিনিসটা খুবই সুন্দর লাগলো। আপনি যেভাবে বললেন যে একটু আ হাসি মেজাজে বা, একটু মানে যা তাতে যেন welcoming মনে হয়। এই জিনিসটা কিন্তু মানে আপনার আম্মু কিন্তু অনেক সুন্দর একটা কথা বলেছে। তো এই জিনিসটা কি আপনার এ কাজে দেয় নাকি? যে যখন আপনি একটু হাসি ই করে কথা বলেন বা, আপনার আ মানে আক ভালো মেজাজের একটা ভালো ব্যবহার করেন, তখন কিন্তু তারা খুশি হয় নাকি? যদি একটু বলতেন। আ
হ্যাঁ, একদম। আমি না এই জিনিসটা মানে খেয়াল করে দেখেছি। আমি মানে ছোট বাচ্চাই বলি বা বড় কারো কথাই যদি বলি। যে হচ্ছে হাসিমুখে যখন তাদের সাথে কথা বলি না দেখা যায় ছোট বাচ্চারা চকোলেট খাইতে পছন্দ করে, ওদেরকে দেখা যাচ্ছে যে চকোলেট দিলাম। ওরা কিন্তু অনেক খুশি হয়ে যায়। মানে নাচানাচি করতেছে, এমন একটা অবস্থা। বড়দের সাথে দেখা যাচ্ছে যখন আমি <smacks lips> মানে যেকোনো একটা আইটেম নিয়ে যাই সামনে দিচ্ছি, হাসি মুখে বলছি যে, "ভাইয়া এটা খান" অথবা, হচ্ছে "আন্টি আ এটা নেন, শরবতটা নেন।"
জি, জি। <chuckles> হ্যাঁ, হ্যাঁ। এটা একটু খেয়ে দেখেন আরকি, কেমন হয়েছে? <chuckles>
"কেমন হ হয়েছে? আমি বানিয়েছি, কেমন আ কেমন লাগছে একটু ট্রা টেস্ট করে হচ্ছে রিভিউটা দেবেন।" তো সেক্ষেত্রে কিন্তু মানে অ আমি আমার দি দিক থেকে যতটুকু পারি যে হচ্ছে স্বাচ্ছন্দ্য বোধ করানোর চেষ্টা করি। আ আমার কাছে মনে হয় যে আমার গেস্টরাও কিন্তু মানে স্বাচ্ছন্দ্যবোধ করে। আমার যতটুকু মনে হয়।
জি। <chuckles> জি, জি। হ্যাঁ, হ্যাঁ। বেশ সুন্দর বলেছেন। আ হ্যাঁ, হ্যাঁ, মানে এই জিনিসটা এক কথায় আপনি যেভাবে এক কথায় আপনার আ মানে আপ্যায়ন করছেন, এক কথায় হাসিমুখে জিনিসটা এক কথায় তাদের জন্য একটু মানে ভালো হয় আরকি বা তারাও এক কথায় এক মানে একটু welcome feel করতেছে বা, একটু আ কি বলে? মানে তাদের জন্য ভালো। তো আচ্ছা, আপনার কাছে যদি একটা জিনিস একটু জানতে চাই যে, আ মাঝেমধ্যে এরকম থাকে যে আ মানে একটু অ সময়ের অভাবে আপনি এক কথায় তেমন একটা কিছু বানাতে পারছে না বা আ মানে ওইযে অতিথি তাড়াতাড়ি এসে পড়ছে বা এক কথা না বলে এসে পড়ছে। তো আ বা দেখা যায় অনেক সময় এরকম থাকে যে, তারা আসছে কিন্তু বেশিক্ষণের জন্য বসতে চাচ্ছে না বা আ তখন আরকি চটজলদি মানে কি, কি বা মানে খাবারের আইটেম আ মানে প উপস্থাপন করে থাকেন? যদি একটু বলতেন। আ চা-নাস্তা বা, এরকম। জি।
হ্যাঁ, একদমই। একদম, একদম। আর এরকম বলতে দেখা যাচ্ছে ঘরে কিছুই থাকছে না। আ সেক্ষেত্রে কিন্তু বিস্কুট, চানাচুর কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা সাধারণ ফ্যামিলিতে থাকেই। তো সেক্ষেত্রে কিন্তু বিস্কুট, চানাচুর আর চা। এটা কিন্তু আমি চটজলদি তাদেরকে হচ্ছে তৈরি করে দিয়ে দিই। আ সাথে দেখা যাচ্ছে যে অনেক সময় অনেকে বলে যে, ক চা খাবে না কফি খাবে, তখন দেখা যাচ্ছে যে কফি বানিয়ে এনে দেই। তো এভাবেই আরকি আপ্যায়নটা আমি করি। কারণ, অনেক সময় কিন্তু নে বাসায় কিন্তু এরকম চা আ মানে বিস্কুট, চানাচুর ব্যতীত কিন্তু অন্য কিছু থাকেও না। যখন গেস্ট আসে সেই সেইক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে আগে থেকেই আ অনেক ধরনের খাবার আনিয়ে নেয়া হয় যে আসবে তাদেরকে আপ্যায়নের জন্য যে বিষয়টা। তো এভাবেই কিন্তু আসলে আপ্যায়নটা করা হয় আমার দিক থেকে।
আ হ্যাঁ। জি, জি। <chuckles> বুঝতে পারলাম। ঠিক বলেছেন একদম। <chuckles> উম জি, জি। হ্যাঁ, হ্যাঁ, একদম ঠিক বলেছেন। <chuckles> জি, জি। আর দেখা যায় কি যে মানে আপনার আপনারা যেভাবে বললেন যে, একটু মানে আ যখন একটু চট জলদি কেউ আসা পরে বা, দেখা যায় খুব তাড়াতাড়ি চলে যাওয়ার একটা প্রবণতা, তখন দেখা যায় বাসায় যা আছে, তা দিয়ে এক কথায় আ কাজ চালিয়ে নেওয়ার একটা ব্যবস্থা করে থাকেন আরকি। তো আচ্ছা হ্যাঁ, তো আপনার কাছে যদি একটা জিনিস একটু জানতে চাই যে, আ মানে কোন সময় কি এরকম হয়েছে নাকি যে আপনার এক কথায় আ মানে গেস্ট হিসেবে ওনাদের বাসায় গিয়েছেন, তো উনারা আরকি আপনাকে বলেছিল যে আপনাদের আপ্যায়নটা খুবই ভালো লেগেছিল বা আপনাদের আ কি বলে, ওইযে হাসিমুখে যে কথা বলাটা এটা খুবই ভালো লেগেছে। এটা কি কোন সময় হয়েছে নাকি আপনাদের আ একটু compliment দিয়েছে? মানে যদি একটু বলতেন।
হ্যাঁ, একদম। <chuckles> হ্যাঁ, এরকম আসলে হয়েছে। আমি যদি আমার কাজিনদের কথাই বলি, আ ওরাও আসলে আমাকে দাওয়াত করে, ওখানে যাওয়া হয়। তো সেক্ষেত্রে কিন্তু উম ওরা বলে যে, "আপু তুমি না মানে অনেক সুন্দর আপ্যায়ন করতে পারো বা, এইযে হাসি মুখে সবার সাথে কথা বলো। তোমার দেখা যাচ্ছে অনেক সময় কিন্তু মন খারাপ থাকে। কিন্তু তুমি কিন্তু সেটা আমাদের বুঝতে দাও না। তুমি কিন্তু সবার সাথে হাসি মুখে"
জি, জি। হ্যাঁ, হ্যাঁ, বেশ তারিফ করার মতন বিষয়টা। <chuckles> জি, জি।
একদম, একদম। তো ও ওরা কিন্তু এটা বলে যে, "আমাকে একটু শিখিয়ে দিও না, যে তা তুমি কিভাবে আসলে সবকিছু এভাবে এ এতটা সুন্দরভাবে হ্যান্ডেল করো।" তো ওদেরকে আমি বলি যে, "আসলে হাসিটাই অ্যা মুখের সৌন্দর্য। তুমি যদি হাসি দিয়ে সবাইকে ভুলাইতে পা <chuckles> পারো, তাহলে কিন্তু অন্য কিছুর আর দরকার হয় না।" তো ওরা আরকি ওইভাবে বলে যে, "ঠিক আছে, এরপর থেকে আমিও ট্রাই করবো তোমার মত সবার সাথে মানে হেসে, হেসে কথা বলার জন্য।" হ্যাঁ, হ্যাঁ।
<chuckles> হ্যাঁ, একদম ঠিক বলেছেন। হ্যাঁ, জি, জি। হ্যাঁ, তো বেশ সুন্দর করে বললেন আরকি। তো আচ্ছা আপনার কাছে যদি একটু শেষমেশ একটা জিনিস যদি জানতে চাই যে দেখা যায় আপনার কাছে যদি একটু জানতে চাই যে আপনার বাসায় যখন গেস্টরা আসে, তখন আরকি আপনার আ মানে মানে গেস্ট ভিত্তিতে কি আপনার আচরণ থাকে? নাকি আ যেই আসে, তার ক্ষেত্রে আরকি আপনার মানে আপ্যায়নটা সবার ক্ষেত্রেই ওই একই রকম থাকে যে, একটু ভালো মত হাসি খেলে এরকম আ থাকে? যদি একটু বলতেন এ বিষয়ে।
একদম। হ্যাঁ, একদম। আসলে অ্যা আমার আম্মু এই জিনিসটা শিখিয়েছে যে, "গেস্ট যেই আসুক না কেন" মানে অনেক সময় হয় না এরকম? যে অ্যাগ
অপছন্দের কেউ আসলো হ্যাঁ, জি, জি।
হ্যাঁ, হ্যাঁ, এরকম। যে দেখা যাচ্ছে যে উম এ কোন একটা মানে আ আসো আসোকি যে ঘররা ঘটনাটা যে উম হঠাৎ করেই যে ঘটনাটা ঘটে যায়। এরকম কোন সিচুয়েশনে যদি কেউ আসে যে, তখন কিন্তু মানে হাসি জিনিসটা কিন্তু সেরকম আরকি বের হয় না। তবুও চেষ্টা করি যে জিনিসটাকে কভার করে নেওয়ার। তো এভাবেই কিন্তু আসলে আমি কভার করে নিই বা, কভার করা আম্মুর কাছ থেকেই আমি শিখেছি বলে আমি মনে করি।
হ্যাঁ, হ্যাঁ। <chuckles> জি, জি। হ্যাঁ, একদম। আ বেশ সুন্দর মতন বললেন আরকি বিষয়টা। তো আ মানে আপনি যেভাবে আরকি আপনাদের আ মানে গেস্টদের বা, অতিথিদের একটা আপ্যায়ন করেন মানে, যারা এক কথায় বলে আসে তাদের ক্ষেত্রে দেখা যায় মানে তাদের জন্য ভারী খাবার বা, উব ভালো একটা আয়োজন করা হয়। আবার যারা একটু চট জলদি আসে পড়ে, মানে না জেনে, তাদের সেক্ষেত্রে দেখা যায় মানে হাতের কাছে যা পাওয়া যাচ্ছে, তাহ তাই দিয়ে এক কথায় আপনি আপ্যায়ন চেষ্টা করছেন। আর একটা বিশের কথা বললেন যে, ওইযে হাসি দিয়ে আপ্যায়নের যে বিষয়টা, এটা কিন্তু বেশ ভালো লাগলো আরকি জানতে পেরে। তো আব ভালো লাগলো আপনার সাথে এই বিষয়ে আলোচনা করতে পেরে। এ ভালো থাকবেন আপনি। ধন্যবাদ আপনাকে।
হ্যাঁ, একদম। আপনার সাথেও কিন্তু আমার এই বিষয়গুলো, গেস্টদেরকে কিভাবে অ্যাপয়েন্ট করি এই কথাগুলো শেয়ার করতে পেরে আমার নিজের কাছেও অনেক ভালো লাগছে। তো আপনা আপনাকেও আসলে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনিও ভালো থাকবেন।
জি, আপনি ভালো থাকবেন। ধন্যবাদ।